<laughs> আচ্ছা, এটা আসলে বলাই বাহুল্য। ২৪ উঠতে বসতে সে আমাকে স্ট্রেস দিবেই। এবং আমার সবচেয়ে বড় যে মানসিক চাপটা তার থেকে আসে, সেটা হচ্ছে যে, "আমি না Materialistic না।" আমার হচ্ছে ধরেন আমার জন্য কেউ ছোট Gesture করুক বা আমার পছন্দের ১ টা ফুল এনে দিয়েছে বা ধরেন আমার সাথে সে একটা গল্প করেছে একটা সময় দিয়েছে। এটাই আমার ভাল লাগে। যখন কেউ আমার জন্য আ সারপ্রাইজ করতে চায় বা একটু দামি কিছু করতে চায়, তখন আসলে আমার কাছে মনে হয় যে আমি একটু আ মানে ঋণী হয়ে গেছি তার প্রতি। যে তার জন্য আমার এখন কিছু একটা করতে হবে। তো আমি এটা তাকে বারবার বলেছি। তো Over the time যেটা হয় যে সে খুব প্যারা খেয়ে যায়। একটা Anniversary আসছে বা একটা কিছু হয়েছে বা হয়তো আজকে সারাদিনে সে আমার জন্য তার কিছু করতে হবে। আবার মাঝে, মাঝে ধরুন ঘুরতে বের হবো, ডেটে বের হবো, হাতে টাকা পয়সা কম, সে খুব প্যারা খেয়ে যায়। তা আমার কথা হচ্ছে ভাই, একসাথে টাইম কাটাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বেশি ম্যাটার করে। আ কি দিচ্ছেন, কী দিতেছ, কত টাকা খরচ করছো এটা ম্যাটার করে না। আরেকটা ব্যাপার <chuckles> হচ্ছে যেটা আমার জীবনের সবচে বড় স্ট্রেস
জি, জি। ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। হুম, হুম। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। বেশি ম্যাটার করে আসলেই।
তার জন্য জীবনটাকে আমি যতটা সহজ করে দেই, সে আমার জীবনটা ততটা কঠিন করে দেয়।
হুম, হুম। তত Complicated করে দেয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা এই, এই কঠিন করার ১ টা উদাহরণ দেন তো কেন আপনার কাছে কঠিন লাগে? হ্যাঁ।
<giggles> একদম এটা আমি তাকে বোঝাইতেই পারি না। আচ্ছা। এই কঠিন করার ব্যাপারটা হচ্ছে, এই কিছুদিন আগের কথা যদি বলি, আমাদের ১ টা ডেট প্ল্যান ছিল যে একদম ভোরবেলায় বের হয়ে এটা, এটা তা করবো। তো রাতের বেলায় ধরেন ঘুমানোর আগে সে বলছিল যে, তার কাছে একটু টাকা শর্ট আছে, এবং সে এই জায়গায় যেতে সেফ ফিল করছে না। তো আমি হচ্ছে সে ঘুমায়ে যাওয়ার পর আমি খুঁজে, খুঁজে তার পছন্দের কিছু জায়গা বের করেছি। যে এটা ধরেন যেটা করতে চাচ্ছি, এটার কাছাকাছি আর কি করা যায়, কম খরচ এবং একটু সেফ হবে।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম।
তো আমি ঘুমালাম উঠানোর পর যখন দেখলাম যে সে প্যারা খাচ্ছে। আমি তাকে বললাম "আচ্ছা ঠিক আছে বেব দেখ, এই জিনিসটা না করে আমরা কিন্তু এগুলাও করতে পারি। এটা তো কিছুটা সিমিলার খরচও কম পড়ছে। বা তোর এত বেশি ড্রাইভ করতে হবে না।" তো মাঝে, মাঝে দেখা যায় যে ঢাকা শহরে ট্রাফিক এ সে ড্রাইভ করতে একটু বিরক্ত হয়ে যায়। যে লং টাইম জ্যামে বসে থাকতে হয়। সে গেছে তুমুল রাগ করে।
আচ্ছা। হুম, হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, অনেকক্ষণ বসে থাকতে হয়। আচ্ছা।
এহন আমার কথা হচ্ছে, <chuckles> তুমি ড্রাইভ করতে চাচ্ছ না বা ড্রাইভ করতে <chuckles> অপছন্দ করো দেখে আমি তোমার জন্য সহজ করে দিছি, কাছে ধারে কিছু ১ টা দেখসি। তোমার টাকাও কম খরচ হচ্ছে। তোমার স্ট্রেস কম হওয়ার কথা। তোমার স্ট্রেস টা কেন বেড়ে যাচ্ছে?
জি, জি, জি। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। এটা অনেক সময় হয় কি জানেন? যে ছেলেদের মধ্যে মনে হয় যে আ ওই যে একটা Compromising কিছু আসলে তখন মনে হয় যে না, আমে আমি একটু কম করতেসি তার মানে কি আমাকে একটু আবার কম করে দেখতেসে কিনা? বা আমার টা আম ওর কাছে ভালো লাগবে না, আবার মন, মন থেকে হয়তো বলতেসে না। এরকম একটা হয়তো সন্দেহ ভিতরে কাজ করে। যেখান থেকে হয়তো আসলে এই বিষয়টা চলে আসে, বুঝছেন?
<giggles>

আচ্ছা, সেক্ষেত্রে <chuckles> বলবো যে আমার কয়েকটা পছন্দের কাজ আছে। সারাদিন ধরেন কাজ-টাজ করে এইযে stressed out হয়ে যখন ঘরে ফিরি, আমার একটা বিড়াল আছে। তো <chuckles> ওর সাথে দেখা যায় একটু দুষ্টামি করছি, একটু খেলাধুলা করি। বা আমি ওইযে সিঁড়ি দিয়ে যখনই আমি উঠতে থাকি ও কিন্তুক ঘরের যেকোনো জায়গায় থাকুক না কেন, ও কেমনে জানি বুঝে ফেলে যে আমিই আসছি। তো বাসার গেটটা খুলে যখন ওকেই ফার্স্ট দেখি না? আমার কাছে মনে যে আমার ১/২ স্ট্রেস চলে গিয়েছে। তো ধরুন আমার বিড়ালের নাম পিপ্পো। তবে ওকে আমি অনেক কিছু বলে ডাকি। কারণ ও খুব নবাবগিরি করে। তো মাঝ মাঝে নবাবজাদা ডাকি। কখনো দেখা যায় যে ফাজিল ডাকি, কখনো বান্দর ডাকি, যখন বাদরামি করে। তো একটা সময় দেখা গেছে যে ওকে ওর নাম ধরে ডাকার চাইতে এসব ডাকলে ও বেশি response করে।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো বিড়ালের নাম কি? আচ্ছা, আচ্ছা। <giggles> আচ্ছা, আচ্ছা। আসলে কি যে আপনি যখন ডাক দেন না ও বুঝতে পারে যে ওকে ডাকতেছেন। আর ও আছে না ওই সাড়াটাতেই মানে ও সাড়া দেয় সব থেকে বেশি। তো আপনার মানে সব থেকে প্রিয় মুহূর্তটা কি আপনার বিড়ালের সাথে?
জি, জি। আচ্ছা। আমার বিড়ালের সাথে সবচেয়ে প্রিয় মুহূর্ত বলবো হচ্ছে, ও কিন্তু এমনি একটু ঢঙ্গিলা অনেক বেশি আহ্লাদ করে বা এখন একটু বড় হয়েছে মানে ছোটবেলায় যেটা করতো 24 সে আমার কাঁধে উঠে বসে থাকতো। ১/২ হাত ১ টা ভিড়াল ছিল। ইঁদুর মনে হতো ইঁদুরের বাচ্চা। এরো এত ছোট ছিল যে ও আমার কাঁধে, কাঁধে ঘুরতো। আবার ধরেন আমি রান্না করতে গেলেও আমার চুলের মাথার উপরে উঠে বসে থাকতো। তো আমার তখন ওই যে কার্টুনটার কথা মনে পড়ে যেত 'Rattatoulle' <giggles> ইঁদুরটা যখন মাথায় বসে ওকে রান্না করাতো বা ধরেন আমার শার্টের পকেটে সে ঢুকে বসে থাকে এইগুলা করত। একটু বড় হয়ে যাওয়ার পর তার আর ভাল লাগে না। সে এখন দূরে, দূরে থাকে। কিন্তু যখনই ধরেন আমার একটু মন খারাপ থাকে, আমি অনেক বেশি stressed out থাকি বা আমার মেজাজ খারাপ থাকে, সে কিচ্ছু বলবে না। চুপচাপ করে এসে আমার পেটের উপরে উঠে বসে সে একটা ঘুম দেয়। <laughs> এই জিনিসটা খুব ভাল লাগে। আর ও কে মাঝে, মাঝে দেখে সে যখন দেখতেছে আমার খুব রাগ বা ধরেন, আমি কান্না করছি। সে এসে আমার গাল চেটে দিয়ে হাত-টাত চেটে দিয়ে চুল মানে It's like যে grooming করে আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তে এটা খুব ভাল লাগে।
আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। <giggles> জি, জি, জি, জি। হুম, হুম। <giggles> জি, জি, জি। আচ্ছা। না, না এটা কিন্তু খুব সুন্দর মানে একটা বিড়ালের যে, <blows air> আপনি মনে করেন যখন অ আপনার মন-টন খারাপ থাকবে না? তখন পশু-পাখিরা এভাবেই আসে কিন্তু। যে ওরা বুঝতে পারে যে আসলে আপনি মনটা আপনার খারাপ, হয়তো কিছু হইছে। তখন ওর মত করে ও চেষ্টা করে যে আপনাকে শান্ত করার, আপনার সাথে আরকি একটু সময় কাটানো।

আচ্ছা, আচ্ছা। না, না। এটা স্বাভাবিক। আ এটা আসলে কি খুব কমন একটা বিষয় যে মানুষ আছে কিছু মানুষ আছে যাদের পার্সোনাল স্পেস টা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো তাদেরকে যদি আসলে ওই স্পেস টা দেওয়া না হয় না তখন ওই যে আ সা নিজে সাহায্য করতে আসলেও মনে হয় কি যে অনেক সাফোকেটিং লাগে অনেক মানুষের কাছে যে ৪ দিক থেকে মনে হচ্ছে যে কেনো আমাকে এটা প্রসেস করার সময় দেওয়া হচ্ছে না। এরকম একটা অনুভূতি আসে।
জি, জি, জি, জি। একদম।
আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আ সেক্ষেত্রে আপনার কি মনে করেন যখন এই যে আপনার নিজেরও এরকম একটা পরিস্থিতি যান, আপনি কি আপনার কাছের মানুষগুলোর সাথে কথা বলেন যে আ আপনার কি সমস্যা হচ্ছে নাকি আপনি তাদের সাথে চেষ্টা করেন যে একটু সময় কাটাতে ১ম এ মন-মানসিকতা ভালো করতে?
<chuckles> আ সেক্ষেত্রে বলব যে আমার পার্টনার এর প্রতি আমার মাঝে, মাঝে একটু মায়া লাগে। কারণ আমি অনেক শর্ট টেম্পারড একটা মানুষ। আমার কথায়, কথায় ক মানে তার উপর রাগ উঠে না কিন্তু কথায়, কথায় আমার রাগ উঠে। এটা নিয়ে ওটা নিয়ে অনেক কিছু নিয়ে এবং আমার আরো বেশি রাগ উঠে যে একটা মানুষকে যখন এটা বুঝাই একটা কথা বলছি। ঠান্ডা মাথায় সময় নিয়ে এরপরে তারা কনফিউজড আবার প্রশ্ন করতেছে কেনো? এটা নিয়েও আমার রাগ উঠে যায়। এবং আমার যত রাগ যত জিৎ আমি তাকে এসে রেন্ট করতে থাকি। এবং এই বেচারা হচ্ছে আমি তাকে যখন রেন্ট করতে যাই বা বেন্ড করতে যাই, সে আমাকে সলিউশন দেয়। আরে বাবা আমার সলিউশন লাগবে না। তুমি আমার কথা শুনো।
আচ্ছা, আচ্ছা। <chuckles> জি, জি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। জি, জি। <laughs>
ও যখন সলিউশন দেয় আমার জাস্ট রাগ উঠে যে আরে ভাই শুনো তো আগে। তো এখন ওভার দ্যা টাইম যে কিছুটা অ্যাডপ্ট করে নিয়েছে। তাও সে মাঝে, মাঝে কনফিউজড হয়ে যায়। সে আমাকে জিজ্ঞেস করে, "আচ্ছা, তুই কি সলিউশন জানতে চাচ্ছিস নাকি শুধু ভেন্ট করতেছিস?" মাঝে, মাঝে অনেক রাগ উঠে মাঝে, মাঝে হাসি পায় যে, আহারে বেচারা!
<chuckles> <chuckles> <laughs> না, না এটা কিন্তু আসলে পুরুষ জাতির একটা সমস্যা যে অধিকাংশ পুরুষই আসলে এটা বোঝে না যে সবার কাছে কি লাগে জানেন যে পুরুষদের কাছে একটা জিনিস আসছে মানে একটা সমস্যা এটা সমাধান করতে হবে তাইলে জীবন সহজ। <laughs>
<chuckles> <chuckles> এই জিনিসটা আমি তাকে বুঝাইছি কেমনে জানেন? এই জিনিসটা আমি তাকে বুঝাইছি সে যখন আমার কাছে রেন্ট র‍্যান্ট করতে আসছিল আ ফিউ টাইমস আমি তাকে সলিউশন দিয়ে দিছি। তো একটা পর্যায় সে একটু চেতে গেছিল। তো তাই চেতা চেহারা দেখে আমি বলসিলাম "এবার বুঝ কেমন লাগে।"
কীভাবে? হ্যাঁ। জি, জি, জি, জি। হুম, হুম। <laughs> না। আপনার সলিউশন টা তো উপযুক্ত ছিল। <chuckles>
<laughs> <laughs> ভাল্লাগে মাঝে, মাঝে যে নিজের মেডস নিজে দেওয়ার যে ব্যাপারটা এরপরে দেখা যায় যে আমি হয়তো তাকে একটু আ আদর যত্ন করে মাথায় হাত বুলায়-টুলায় দিয়ে তাকে হয়তো একটু শান্ত করি বাট ঐযে ওই জিনিসটা আমি আগে করবই।
জি, জি, জি, জি। টান তো দিচ্ছেন। হুম। আচ্ছা, আচ্ছা। না, না, না আপনার আপনার টেকনিক টাও মনে করেন একটা জোর আছে। কারণ এটা তো বুঝতে হবে।
<chuckles>
আ আ আচ্ছা আপনার এই যে বললেন না যে প্রিয় মানুষটা প্রিয় মানুষটা কি আপনাকে স্ট্রেস দেয় কখনো? <chuckles>